আমি না বেশ অ্যা কিছুদিন যাবত বলা যায় যে অ্যা বেশ আ একটা চাপের মধ্য দিয়ে যাচ্ছি। আর আ এমন একটা চাপ না, আমি আ এই চাপের কারণে আসলে কোন কিছু আসলে ঠিকমতো করতে পার পারছি না। বলা যায় যে আ প্রায় সকল ক্ষেত্রেই আসলে একটা প্রভাব পড়ছে। আমার পেশাগত জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন। মানে সকল ক্ষেত্রেই আসলে একটা বড় রকমের আরকি একটা চাপের সৃষ্টি হচ্ছে। আর আ বিষয়টা নিয়ে যে আসলে আমি বন্ধুমহলে খোলাভাবে কথা বলব বা অন্য কারো সাথে যে আলোচনা করব আ সে ব্যাপারটা না, ভাই আমি কোনভাবে আরকি করে উঠতে পারছি না। আর আ বলা যায় যে যেটা আসলে খুব বেশি রকমের আরকি পীড়া দিচ্ছে আমাকে। আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে, এমন অবস্থায় আসলে আমার কি করা উচিত? বা এখান থেকে আসলে আদৌ আ কোনো উপায় আছে কিনা, বের হয়ে আসার? তো এগুলো আসলে আমি কোনোভাবে বুঝে উঠতে পারছি না। তো আপনি যদি আসলে আমাকে একটু বলতেন যে, আ এখান থেকে আসলে বের হওয়ার কোনো উপায় আছে কিনা? তাহলে ভাই বেশ আ উপকৃত হতাম আরকি। তো আপনি একটু বলেন ভাই, এখান থেকে কিভাবে বের হতে পারি আরকি? জি ভাই।
হু। বুঝতে পেরেছি। আসলে আপনি একটা খুব আ স মানে খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। যেটা আসলে আপনাকে একটু বাজেভাবে আসলে এফেক্টেড করতেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আ একটু বিষণ্নতাই আপনার মধ্যে কাজ করতেছে। তো আমাকে কি আসলে একটু আ মা ডিটেইলস খুলে বলতে পারবেন? আ দেখা যাচ্ছে যদি একটু ক্লিয়ার ভাবে বিষয়টা বুঝা যেত তাহলে হয়তোবা, কোনো কিছু আসলে বুঝিয়ে বলা বা পরামর্শ দেওয়া বেশ সুবিধা হতো আরকি।
হ্যাঁ। জি। আ হচ্ছে কি ভাই, আ আমি আপনার বাড়ির আসলে বড় ছেলে বলতে পারেন। তো এখন বাড়ির বড় ছেলে হওয়ার প্রেক্ষাপটে যেটা হয়েছে কি যে আ বাড়ির আসলে যে কাজের চাপ, বা ওই যে দৈনন্দিন জীবনের আসলে যে সকল কাজ ক থাকে আরকি। বিশেষ করে বাজার করা তারপরে আ কোন একটা সমস্যা হলে আ সেটা সমাধান করা বা মিস্ত্রি নিয়ে আসা। আ এই সকল কাজের কা কাজ করা তারপরে আপনার ব্যক্তিগত আসলে যে একটা চাকরি আছে ভাই। তো সেই আ চাকরি করে আপনার মনে করেন যে এত কিছু সামাল দেওয়া আমার জন্য আসলে একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ আ দেখা যাচ্ছে যে সপ্তাহে আমার ভাই বাজারে একদিন আমার আসলে যাওয়াই লাগে। আর আ এখানে হচ্ছে কি যে আমি যেদিন আসলে বাজারে আমে আমি যাই আ সেদিন না ভাই আসলে আমি কোনোভাবে আরকি একটু কমা যে খা আ সবজি তারপরে আপনার মানে শুধু আ সবজি নিয়ে আসতে পারি না। আমি মাছ নিয়ে আসলেও ধরেন আসলে বড় মাছ। তারপরে আপনার আ মাংস নিয়ে আসলে আসলে একটু তুলনামূলক আরকি একটু বেশি নিয়ে আসার যে ক্ষেত্রটা আ সেটা আসলে আমার আ আমার আছে বলা যায়। তো এমন ক্ষেত্রে যে আসলে আমি কিভাবে কি করবো সেই ব্যাপারগুলো আসলে বুঝে উঠতে পারছি না। মানে এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে গিয়েছে। আর ব্যাপারটা হলো যে এখানে আমার সময়টা নিয়ে আরকি সবথেকে একটা বেশি সমস্যায় পড়ে গিয়েছে। যে আমি ভাই আ আপনার ৯ ঘন্টা ডিউটি করি। এখন ৯ ঘন্টা ডিউটি করার পরবর্তীতে যে, যে আসলে বাড়ির যে সকল কাজকাম সেটা আসলে করতে যে ভাই একটু আ চাপের মধ্যেই পড়ে যাই। তো এখান থেকে যে আসলে কিভাবে বের হয়ে আসব বা আদৌ কোনো উপায় আছে কিনা সেই ক্ষেত্রটা নিয়ে আমি বেশ একটা চিন্তিত ছিলাম আরকি ভাই। জি ভাই।
হু, হু। হু, হু। হু, হু। হু, হু। বুঝতে পেরেছি। আসলে আ আপনার টোটালি যে বিষয়টা দাঁড়ালো যে সময় ব্যবস্থাপনা ও দায়িত্বের মধ্যে যে ভারসাম্য সেটা আসলে আপনার ঠিকঠাকভাবে আসলে হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার আ নানান ধরনের আসলে সমস্যা হচ্ছে। তো এটা আসলে আপনি বললেন তো সেক্ষেত্রে আপনি আ কাজের যে অগ্রাধিকারটা রয়েছে না সেটা ঠিক করে নিতে পারেন। যেমন আ সব কাজ সমান কিন্তু কখনো আসলে জরিন জরুরি হতে পা নাও নাও হতে পারে। মানে সব কাজ সমান জরুরি নয়। অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় এরকম কিন্তু বিষয় থাকে কিন্তু কম গুরুত্বপূর্ণ। এমনভাবে কিন্তু আসলে আপনি ভাগ করে নিতে পারেন। এ ১ম এ আসলে জরুরি পরে, গুরুত্বপূর্ণ এইভাবে কাজগুলো আসলে করতে পারেন। তাহলে কিন্তু কাজগুলো সুন্দরভাবে শেষ হবে বা শেষ করা যেতে পারে। আসলে জরুরি আর গুরুত্বপূর্ণ এই দুটা কিন্তু আসলে আপনাকে অগ্রাধিকার দিতে হবে। তো এটা করে দেখতে পারেন। আর আরেকটা বিষয় আসলে আপনার কাছে জানতে চাই যে প্রতিদিন কতটুকু সময় কাজ আর পরিবারের জন্য আপনি বরাদ্দ করতে পারেন, বা করা হয় আপনার ক্ষেত্রে? যদি একটু বলতেন এই বিষয়টা আমাকে।
হুম, হুম। হুম জি। হ্যাঁ, হ্যাঁ হুম জি। হু, হু। হুম জি। হুম জি। হ্যাঁ, হ্যাঁ। উম এপ একে এ ব্যাপারে যেটা আসলে বলতে চাই তাহলে ভাই আমি আ সকাল আসলে ৮ টার সময় আরকি অফিসে যাই। আর অফিস থেকে আসি ধরেন আপনার সন্ধ্যা ৫ টায়। তো এখানে আমার ৯ ঘন্টা আসলে সম্পূর্ণটা দেওয়া লাগে। এখানে আমি কোনোভাবে আর কি কোন কিছু করতে পারি না। মানে আলাদা করে যে আসলে ব্যক্তিগতভাবে সময় দিবো সেটা আ আমি দিতে পারি না। হয় কি যে অ্যা <clicks tongue> বিশেষ করে পরিবারের যে আসলে বাজার করা বা কার কারোর কোনো সমস্যা হচ্ছে কিনা আ এই বিষয়গুলো আসলে দেখা নিয়ে আমি বেশ একটা চাপের মধ্যে থাকি সবসময় আরকি। <clicks tongue> তো এখানে যে আমি কখন যে আসলে নিজের জন্য সময়টা বের করব সেটা আসলে খুঁজে উঠতে পারি না। আবার আ দেখা যায় যে সকাল সকাল ঘুমাতেও যেতে হয়। কারণ অফিস তো আবার সকালে আছে। আর বিশেষ করে আমার ভাই আমার অফিসটা আসলে সোমবারে আরকি বন্ধ থাকে। আ তো আর <clicks tongue> শুক্রবারে বন্ধ থাকে। তো সোমবার <clicks tongue> আর শুক্রবার মনে করেন যে আসলে আ আমার সোমবারে বাজার করার দায়িত্বটা আসলে আমার ঘাড়েই পড়ে গিয়েছে। বলা যায় যে আ ঠিক পড়ে যাইনি। আমি আসলে দায়িত্বটা নিজেই নিয়েছি আরকি। তো আ সেইক্ষেত্রে আসলে বিষয়টা আমি আরকি দেখার চেষ্টা করি। আর আ এপাশে প্রতিদিন আরকি যে আ সকল কাজকর্ম আছে যে সবকিছু বাড়ির ঠিক আছে কিনা সেগুলো আসলে দেখা। তারপরে আপনার আ গুরুজনদের স্বাস্থ্য কেমন আছে বা ছোট ভাই আছে তো তার পড়াশোনা কেমন চলছে। আ এই সকল বিষয়গুলো দেখতে দেখতে না আমার ঐ ব্যক্তিগত জীবনটা আসলে কোনভাবে হয়ে ওঠে না যে আমি অ্যা পাশাপাশি যে কোনো একটা কাজ করব সেটাও আসলে হয়ে ওঠে না। কারণ দেখেন ৫ টা থেকে কিন্তু আসলে আপনার আ ১১ টার পুরো সময় ঘুমাতে যাই। ৬ ঘন্টা। তার ভেতরে ২ ঘন্টা যদি আসলে বাদও দেই তাও ৪ ঘন্টা থাকছে। তো এখান থেকে যদি আসলে আমি আ ৩ ঘন্টাও আসলে আ কোনো একটা কাজের পিছনে ব্যয় করি, যেটা আসলে আমার ভবিষ্যতে একটা আ মানে ভবিষ্যতে আসলে একটা স্টেবল লাইফ আ রাখতে সাহায্য করবে। আ সেটা কিন্তু আসলে একটা সম্ভব। তবে আমি কোনোভাবে আসলে করে উঠতে পারি না শুধুমাত্র এইযে পরিবারের দায়িত্ব আর চাপের কারণে আরকি। জি ভাই।
হুম। হুম, হুম। উম, হুম। হুম। উম হুম। আচ্ছা। উম হুম। বুঝতে পেরেছি। আসলে পরিবারের আ চাপের কারণে আপনি অনেক কাশি আসলে করতে পারতেছেন না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা পরিকল্পনা বা রুটিন আপনি আ মেইনটেইন করতে পারেন। যেমন অ্যা এমনও হতে পারে আপনি সপ্তাহে আসলে যে ২ দিন আসলে আপনি বন্ধ থাকতেছেন, তো সেই সময় আসলে আপনি অনুন্যা অন্যান্য বাসার কাজগুলো করতেছেন। বা এরকম এ ১ সপ্তাহে আপনি এটা করে নিতে পারেন বা যেকোনো একটা সপ্তাহে দেখা যাচ্ছে আপনি তালিকাগুলো আসলে মানে যেকোনো উদ্দেশ্যে একটা তালিকা করে আপনি সেটা কিন্তু সপ্তাহের যেকোনো এ একটা সেটা দিন ছুটির দিন বা যেকোনো একটা দিন আপনি আসলে ফিক্সড করে নিতে পারেন। দেখবেন যে ঐদিনের তালিকা করলে আপনি এটা কিন্তু অনেকটা কাজে দিতে পারে। আর ক্যালেন্ডার বা To do app গুলো কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু আসলে খুব ফেমাস। তো এগুলোর মধ্যে কিন্তু ব্যবহার করে আপনি আপনার কাজের যেগুল মানে কাজগুলো যেগুলো আসলে ফিক্সড করে রাখছেন ওখানে, ওগুলো কিন্তু আপনি ব্যবহার মানে করতে পারেন। To do এমন একটা জিনিস App যেটা আসলে আপনার চোখের সামনে কিন্তু বারবার মানে ভেসে থাকবে। অ্যা সেটা কিন্তু অনেকটা কাজে দিয়ে থাকে। আর অবশ্যই এই যে সময় ব্লকিং সময় ব্লকিং এর বিষয়টা কিন্তু আপনাকে ভাবতে হবে। মানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের জন্য কিন্তু আসলে বরাদ্দ করতে হবে। এখন দেখা যাচ্ছে আপনি নির্দিষ্ট সময়ে যদি নির্দিষ্ট কাজ বরাদ্দ না করতে পারেন, আপনি অন্য কাজ করতেছেন তো সেক্ষেত্রে তো আপনার আসলে কোন কিছু আসলে আপনার ভবিষ্যতটি আসলে কিছু চিন্তাভাবনাই করতে পারবেন না। তো সেক্ষেত্রে যেই কাজটা যেই সময় করা উচিত, সেই কাজের ভেতরে আপনার ভবিষ্যৎ প্ল্যানিং নিয়ে বা ভবিষ্যৎ য ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো একটা কাজ ঢুকিয়ে দিলেন, বরাদ্দ করলেন ওটা তইলে নির্দিষ্ট সময়, সেটা কিন্তু অনেকটা কাজে দিতে পারে। অ্যা যেমন আপনি বললেন যে ৯ টা থেকে ৫ টা পর্যন্ত আপনার অফিস তাই না? তো ৯ টা থেকে ৫ টা পর্যন্ত অফিস আর বাকি যেই সময়টা থাকে তো ঐ সময়টা আপনি একটু যদি এর মাঝে একটু সময় বের করে আপনি ঐ কাজটা করতে পারেন, বা আপনার সময় ব্যবস্থাপনাটা আপনি কন্ট্রোল করতে পারেন, সেটা কিন্তু অনেকটা কাজ দিতে পারে। আ এটাও কিন্তু করে দেখতে পারেন। তো আরেকটা বিষয় যদি আপনি কাছে একটু জেনে নিতে চাই যে, কোন সময়গুলোতে আপনি বেশি আ মানে সবচেয়ে বেশি চাপ অনুভব করেন আরকি? যদি এটা একটু বলতেন আমাকে।
হ্যাঁ। হুম জি। হুম, হুম। উম জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। উম, জি। উম, জি। হুম, হুম। উম, জি। <clicks tongue> হুম, হুম জি। হুম। হুম জি। হুম, সত্যি কথা বলতে কি চাপের যে ক্ষেত্রটা আসলে আমি অনুভব করি বিশেষ করে যে সময়টাতে আর কি আপনার মানে আ হয় কি যে আ সকল কাজ করার ক্ষেত্রে পরবর্তীতে বিশেষ করে বাজার করার পরে আসলে এসে যে আ বাকিদেরকে দেখভাল করার যে ক্ষেত্রটা সেটা আসলে আমার কাছে চাপের যে ক্ষেত্রটা সেটা আসলে বেশি অনুভূত হয়। কারণ দেখা যায় যে আমি অফিসের কাজের থেকে আসলে বাজারে গেলে আর কি ক্লান্তটা বেশি হয়ে যাই। কারণ আ কাঁচা মালের বাজারে দর দাম, তারপরে আপনার বাকি যে সে আ ক্ষেত্রগুলো আছে সবকিছু মিলিয়ে না বেশ একটা আ স মানে চাপের মধ্যে থাকি আরকি যেটা আরকি আমার মধ্যে আরকি। বলা যায় যে ঐ ক্লান্তি থেকে দূর করে বা ঐযে বা বাজারে মানুষদের সাথে আসলে আ দরকষাকষি বা নেগোশিয়েট করার পরবর্তীতে এসে যখন আসলে আ কেউ কোনো একটা কথা বলে তখন আসলে আমার কাছে আরকি বেশি রকমের একটা খারাপ লাগা কাজ করে। যে আ এত কিছু করার পরবর্তীতেও যে আসলে আ আপনার এই ধরনের কথা শুনতে হচ্ছে তো এটা আসলে কতটুকু ঠিক বা এটা কি আসলে বলতে পারব যে একটা আশা হয়ত বেশি কাজ করে ওই সময়টাতে তো আমি ঠিক বুঝতে পারি না যে আমি মেনে নিতে পারি না যে আমার সাথে কেন আসলে এভাবে বলবে কারণ আ যতদূর পর্যন্ত যা করার আমি তো আসলে কাজই করি বিশেষ করে আ সকলকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এই আ সময়টাতে আপনার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
হু, হু। হ্যাঁ। হুম। জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম। জি। হুম। জি। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। হু, হু। হুম। জি। হু, হু। হুম। জি। বুঝতে পারছি না ভাই। আসলে আমি এভাবে করে চিন্তা করে এর আগে দেখিনি। তবে উম আপনি বলার পরবর্তীতে মনে হচ্ছে যে আ কত সহজে আসলে আমার সমস্যাগুলো ঠিক করে ফেলতে পারব। বিশেষ করে মনে হচ্ছে কারণ আ আমি এগুলো নিয়ে কোনোদিন কথাও বলতে পারিনি। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার কথাগুলো এত সুন্দর করে শুনলেন মনোযোগ দিয়ে। তার পরবর্তীতে যে আ বিষয়গুলো বললেন, আমার সমস্যাগুলো অনেকাংশে আরকি সমাধান করে উঠতে পারব বলে মনে করছি। ভালো থাকবেন ভাই।
হু, হু। হ্যাঁ। জি, জি। আপনার জন্য শুভকামনা।